যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায়, যে ওখানে যেয়ে আ তারা স্টুডেন্ট লোন নিচ্ছে, এটা নিচ্ছে ওইটা নিচ্ছে নিয়ে কিন্তু তারা একেবারে কান্নাকাটি করে দেশে ফিরছে। এবং দেশে ফিরেও যে তারা খুব বড় মাপের চাকরি পাচ্ছে এরকমও না।
হ্যাঁ। হুম। রাইট। অ্যা হ্যাঁ, <smacks lips> অনেকেরই আসলে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। জি হুম।
জি। আর এটা তো মানে এটা তো একদম চক্ষু প্রমাণ অনেকেই হচ্ছে।
তো আপনার এই যে খেলাধুলার যে প্রসেসটা, আপনি হচ্ছে এটা কি বিকেএসপি এর আন্ডারে ছিল এমন কিছু? মানে আপনি এই যে গাইডটা পেলেন কীভাবে উম দেশে থেকে? মানে সুন্দরভাবে যে আপনার রুটিনের সাথে সাজিয়ে, আপনার যে একটা প্রফেশনাল পর্যায়ে যাওয়া এই প্রসেসটা কেমন ছিল?
জি। জি। আচ্ছা, আচ্ছা বিষয়টা ছিল এরকম যে আ গল্ফের ২ টা ধাপ থাকে। একটা হচ্ছে অ্যামেচার যারা হচ্ছে এই যে বয়স্ক আঙ্কেলরা বা বি অ্যা যারা শখে খেলে। আর আরেকটা হচ্ছে প্রফেশনাল। তো আমার ক্ষেত্রে যেটা করতে হয়েছিল আমার একটু পরীক্ষা দিতে হয়েছিল, যে আমি আসলে একটা প্রফেশনাল হওয়ার যোগ্যতা রাখি। তো এইটার জন্য দেখা গিয়েছে যে আ আ আচ্ছা ১ম কথা যেটা এটা বিকেএসপি আন্ডারে পড়ে না। এটা হচ্ছে পুরোপুরি গল্ফ ফেডারেশন আলাদাই একটা আছে। হ্যাঁ, এটা প্রত্যেকটা ম দেশেই থাকে। তো ঐখানে গিয়ে আমার আগে আ বলতে হয় যে আমি খেলাটাকে এক্কেবারে পেশা হিসেবে নিতে চাচ্ছি। তো আমি এখানে ভর্তি হতে চাচ্ছি। তারপরে আমি জি।
আচ্ছা। হুম, হুম। হুম। হ্যাঁ। ওকে, ওকে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার ওই যে গাল্ফ ফেডারেশনের আন্ডারে আপনার এরকম একটা প্রিটেস্ট দেয়া লেগেছে? যেই টেস্টের সার্টিফিকেশন অনুযায়ী আপনি প্রফেশনাল হতে পেরেছেন এমন কিছু? আচ্ছা। হুম। বুঝতে পেরেছি।
একদম। একদম তাই একদম তাই তো এই পরীক্ষাটা দেওয়ার পরেই একটা কার্ড আসে। কার্ডটার মাধ্যমে আপনার আ স্বীকৃতিটা আসে যে আপনি এখন থেকে একজন পেশাদার খেলোয়াড়। একদম। তো ওইভাবেই আরকি শুরুটা। তারপরে অনেক হোঁচট খেয়েছি কিন
হ্যাঁ। গল্ফ খেলোয়াড় জি। হুম। জি।
এই যে হোঁচটগুলা থেকেই আসলে জীবনটা আমার বদলা বদলাতে শুরু করে। আও অ্যা তো এই উ হু।
হুম, হোছট খাওয়ার অ্যা কাহিনীটা কি একটু বলবেন আমাকে? মানে খুব কিউরিওসিটি লাগছে আপনার এই ব্যাপারটা শুনতে। <chuckles> জি।
অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই বলছি আসলেও মানে হোঁচট খাওয়াটা শুরু হয় কি, আ এই আমাদের এশিয়া মহাদেশে গল্ফ শিখানোটা এটা খুবই দুর্লভ কিছু শিক্ষকই পারে। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে, আ আমি যদি ভালোভাবে খেলাটাকে শিখতে চাই আমার বিদেশে সফর করতে হবে। কিন্তু ওই যে আপনাকে যেটা ১ম এ বলে আসলাম যে, পরিবারের যে আশাটা তারা একটা আ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তখন তারা কি করে যে না আমরা তোমাকে এটার জন্য কোন অর্থ দিব না। তোমারটা যদি তুমি পারো তুমি নিজেই অর্জন করে নাও। তো ওইখানে হয় কি, এই যে আমি আপনাকে যেটা বলেছি, যে আমি আমার ১ম স্থানটা নিয়ে বাসায় এসেছি। এটার জন্য আমার অনেক ত্যাগ করতে হয়েছিল।
হ্যাঁ। <tsk> হ্যাঁ। হুম। রা জি। হ্যাঁ। হ্যাঁ।